আসলে শেখার মাঝে যদি এরকম আসলে প্রায় সময়ই হয়ে থাকে। যে আসলে কোন কিছু একটা শিখতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে, যে আসলে একটু ডিসট্রাক্টেড হয়ে যাচ্ছি বা হচ্ছে গিয়ে যে আ কিছুক্ষণ পর বা কোন একটা বাধা এলে তখন হুট করেই আসলে একদম যে আর ইচ্ছাই করছে না। আসলে সেটাতে ফিরে যেতে বা হচ্ছে গিয়ে যে সেই সমস্যাটা কাটিয়ে উঠতে তবে হ্যাঁ, অ্যা এরকম একটা সময় ছিল। আমি হচ্ছে গিয়ে যে মানে কোডিং নিয়ে শিখছিলাম। হ্যাঁ? যে আসলে কিভাবে কোডিং করতে হয়। এবং ওই সময়টাতে না মানে ঠিক কলেজের পর, পর কলেজ শেষ করেছি। তবে ইউনিভার্সিটি ঢোকা হয়নি এখনো। তো ঐ সময়টাতে বেশ অনেকটা সময় হাতে ছিল। তো চিন্তা করছিলাম যে ঠিক আছে আইটি নিয়ে যেহেতু পড়ালেখা করেছি কিছু একটা স ধারণা আছে। তো একটু দেখি আসলে কোডিং টা কিভাবে কি করা যেতে পারে।
হুম। জি। হুম, অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন। <chuckles> আচ্ছা। জি। হুম। জি। হুম। হু। আচ্ছা। হুম। তো আপনি আসলে আইটি নিয়ে পড়েছেন। কিন্তু কখনো আসলে কোডিং এর যেই আম ধারণা সেটা ছিল না, তাই তো? আন
হুম। না, না, কোডিং এর ধারণা ছিল। কিন্তু আসলে কোডিং আ কলেজের লেভেলে কোডিং করা আর হচ্ছে গিয়ে যে হাই হ্যাঁ, হ্যাঁ। তো এটার একটা বড় একটা ভিন্নতা থাকে। কারণ কলেজের লেভেলে দেখা যায় কি, যে কম্পিউটার সম্পর্কে শেখায়। হ্যাঁ? ছোট-খাটো কিছু জাভাস্ক্রিপ্টস বা এগুলো হিসাবে আ সে তারা শিখানো হয়। সি প্লাস থাকে, হ্যাঁ? কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে এইসব করি মানে ওই মাত্রার হ্যাঁ, হ্যাঁ।
জ্বী। আর অ্যাকচুয়াল লেভেল এ আচ্ছা বুঝতে পেরেছি। জ্বী। ভিন্নতা তো থাক জি। হু। হুম, সি। জি, উম মানে কোন বিল্ট করতে মানে তখনো আপনি শেখেননি। তো আপনি চাচ্ছিলেন, যে আসো একটু দেখি কোন কিছু কি নিজে বিল্ট করতে পারছি কিনা। এরকম হচ্ছে কি? আচ্ছা।
চির রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে ওই মাত্রার কোন অভিজ্ঞতা দিয়ে আমি আসলে আনে কোন কাজে নিয়োগ করতে পারব। কারণ ওই সময়টা দেখছিলাম কি যে আ ব্যাক এন্ড কোডার্স নিচ্ছে অনেক ফ্রিল্যান্স এর মাধ্যমে দেখা যায় যে হ্যাঁ, হ্যাঁ। এবং ত আমার সবসময় একটা জিনিস কাজ করতো যে না একটু মানে পড়ালেখার পাশাপাশি যদি কিছু একটা ভালো ভাবে করতে পারি। সেটা আসলে দেখা যাবে যে পড়ালেখা শেষ হতে, হতে আমার জন্য একটা ভালো একটা অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ তো উহু।
হুম। হুম। ও তখন আস অনেক আস চাকরির অপরচুনিটি ছিল। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। ততদিন আসা একটা ভালো। তা তো অবশ্যই। তো আসলে তখন আসলে আপনার পড়ালেখা কি শেষ হয়ে গিয়েছিল? নাকি আপনি তখনও পড়ালেখা করছিলেন এমন সময় আসলে আম
না, না, না।